বেশ কিছুদিন যাবত আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম। ভাবনা কিন্তু যত দিন যাচ্ছে, তত কিন্তু বেড়ে যাচ্ছে। যে আসলে কিভাবে কি করব, না করব বুঝেই উঠতে পারতেছি না। তো আমি আ চিন্তা ভাবনা করেছিলাম যে আমার আ বন্ধু-বান্ধব যারা, আ পরিবারের যে অ লোকজন আছে বা আত্মীয়-স্বজন আছে, তাদেরকে এই বিষয়টা বলি। কিন্তু পরে আবার ভাবলাম যে তাদেরকে যে বলবো, আ তারা কি আসলে আমাকে সেটা সে বিষয়ের উপরে আমি যে সমস্যায় আছি, সেটার সঠিক সমাধান দিতে পারবে বা পরামর্শ দিতে পারবে? তো সেই ভাবনা চিন্তার জায়গার থেকে তাদেরকে আর বলা হয়ে ওঠেনি। তো এর ফলে দেখা যা পরে চাপটা আরও বেড়ে যাচ্ছে। তো ভাবলাম আপনার কাছে আসি। আসলে হয়তো বা একটা সঠিক পরামর্শ এবং অ্যা সিদ্ধান্তও পাবো। সেজন্য আসলাম। তো যদি আপনি আমাকে পরামর্শ দিতেন, তাহলে আমি একটু মানসিকভাবে স্বস্তি আবার পুনরায় ফিরে পেতাম।
আচ্ছা। বুঝতে পেরেছি। বুজ <smacks lips> বুঝতে পেরেছি। আপনার কথার মাধ্যমে কিন্তু সত্যি বোঝা যাচ্ছে যে আপনি অনেক বেশি চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন এবং কোনভাবে বুঝে উঠতে পারছেন না যে কি করবেন, না করবেন এবং কারো সাথে যে কথা বললেন এবং কারো সাথে কথাও বলা হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে। আমি আপনাকে বললাম, আমি অবশ্যই চেষ্টা করব আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য কিছু বলতে, এডভাইস দিতে। তার আগে যদি আপনি আমাকে একটু বলতেন যে আপনার কী ধরনের সমস্যা হচ্ছে? এবং ক আপনি কি ফেস করছেন? তাহলে আমার জন্য একটু ভালো হতো জিনিসটা বুঝতে।
হুম। আচ্ছা, আমি বেশ আ অনেক বছর হল কোথাও বাসা থেকে বের হই নাই। কারণটা হচ্ছে আ সাংসারিক চাপ, মানসিক যে একটা চাপ আছে, অ্যা লেখাপড়া বলেন, ভাই বোনের লেখাপড়া, পরিবারের আত্মীয়স্বজন যারা আছে তাদের আ অর্থনৈতিক সাপোর্ট দেওয়া। তো, সব দায়বদ্ধতার জায়গা থেকে আরকি যে কোথাও ঘুরতে যাবো আ কিংবা বাড়ি থেকে বের হয়ে অ্যা কয়েকটা রাত একা নির্জনে বসে কাটাবো, প্রকৃতির সাথে কাটাবো সেটা হয়ে ওঠেনি। তো হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে, এ এবার কী হয় হোক? আমি বছর শেষে অ্যা যেহেতু ডিসেম্বর মাস চলতেছে তো আমি এই মাসের শেষে আ চেষ্টা করব যে আমি কোথাও না কোথাও ঘুরতে যাবো। কিন্তু এই যে ঘুরতে যে যাবো অ্যা ঘুরতে যাওয়াটাই আ তো আমি চিন্তা ভাবনা করলাম। কিন্তু সবথেকে বড় টেনশনটা হচ্ছে আমি ঘুরতে যাবো কোথায়? তো আচ্ছা আমি যেখানে ঘুরতে যাবো সেখানে কীভাবে যাবো? আ সেই যাওয়ার জায়গা থেকে অ্যা আবার হচ্ছে ভাষাগত যে সমস্যাগুলি আছে আ তারপর হচ্ছে স্থানীয় যে অ্যা মানে কৃষ্টি কালচার গুলি আছে আ সেগুলো মেনে চলা আ সর্বোপরি সর্বপ্রথম যে কথা হচ্ছে আমি আসলে যে যাবো কোথাও ঘুরতে আমার বাজেটটা কেমন দরকার? তো কোন মাপে এ বাজেট করলে আমি ঠিকঠাকভাবে আমার যে ভ্রমণের যে জায়গা সেখান থেকে ঘুরে ঠিকঠাকভাবে বাসায় ফেরত আসতে পারবো? তো সেই বিষয় নিয়ে একটু চিন্তিত যে কীভাবে বাজেটটা তৈরি করব? ভেবেই উঠতে পারতেছি না। যদি আপনাকে আপনাকে একটু পরামর্শ দিতেন যে কীভাবে কী করব? তাহলে আমার জন্য অনেক ভালো হতো।
আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনার এখানে যে সমস্যাটা হচ্ছে, যে আপনি অনেকদিন যাবত যেহেতু ভ্রমণে যাচ্ছেন না, আপনার জন্য এমনিতেও এই জিনিসটা একটু কঠিন হয়ে যাচ্ছে। যে ভ্রমণে না যাওয়ার কারণে আপনার এখন হয়তো খরচের বিষয়টা অনেক ক্ষেত্রে জানা নেই, এবং আপনি অনেক বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে পড়ে গিয়েছেন, যে কীভাবে বাজেটটা করা যায় এবং কীভাবে খরচটা ম্যানেজ করা যায়। এক্ষেত্রে যদি আপনি আমাকে আরেকটু বলতেন, যে আপনি যে ভ্রমণটা করতে চাচ্ছেন, এটা কি একক ভ্রমণ করতে চাচ্ছেন, নাকি একটা গ্রুপ ভ্রমণ বা গ্রুপ ট্যুর দিতে চাচ্ছেন, যেটা হতে পারে বন্ধুদের সাথে বা পরিবারের সাথে? এটা যদি একটু বলতেন, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হতো আপনাকে সামনে যে এডভাইস গুলো দিতে।
জি। হুম, আচ্ছা। আমি আ এই বিষয়ে একটু আ দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছি। যে আসলে আমি একা যাবো, নাকি হচ্ছে বন্ধু-বান্ধবদের সাথে যাবো। তো পরিবারের সাথে যাওয়া হয়ে উঠবে না। কারণ হচ্ছে যে আ পরিবারে যেহেতু আমার আরো অনেক সদস্য আছে, তো হুট করে যদি সবাইকে নিয়ে যাই, সেখানে আ দেখা যাচ্ছে যে আমি আবার আ নতুন বছরের এই শুরুতেই একটা হোঁচট খাবো, অর্থনীতিকভাবে সাপোর্ট টা আমার কমে যাবে। তো সেই জায়গা থেকে উ উম আরকি, এই মানে পরিবারের সাথে না গিয়ে হয় আ চেষ্টা করব আমি একাই যাওয়া, নাহলে বন্ধু-বান্ধবদের সাথে যাওয়ার। তো এই দুইয়ে মিলে একটি সিদ্ধান্তহীনতায় আছি, যে আসলে আমি একা গেলে আমার আ বাজেট কেমন রাখা উচিত, এবং বন্ধু-বান্ধবের সাথে যদি গ্রুপ এ যাই, তাহলে সেখানেই আমার কেমন বাজেট রাখা উচিত। তো এটাও একটা ভাবনা-চিন্তার আ বিষয় ছিলো, এবং সেই ভাবনা চিন্তার মধ্যেই আছি। আপনি যেহেতু বললেন, আহ সেহেতু আপনার কাছেই আমি জানতে চাচ্ছি, যে আসলে আমি এহ যদি একা যাই, আমার কেমন বাজেট তো তৈরি করা দরকার এবং যদি গ্রুপ এ যাই, তাহলে কেমন বাজেট তৈরি করা দরকার?
আচ্ছা। বুঝতে, পেরেছি। বুঝতে পেরেছি। যেহেতু আপনার মানে আপনার কথার মাধ্যমে যেহেতু বুঝতে পারলাম যে, আপনার এই বাজেটের বিষয়টা একটু টাইট, আপনার এখানে অ চাইলেই আপনি অনেক বেশি টাকা খরচ করতে পারবেন না। তো আমি আপনাকে বলবো আপনার জন্য কিন্তু বেস্ট হবে এই গ্রুপ টুরটা দেওয়া। <smacks lips> কারণ গ্রুপ টুর দিলে কী হয়? একা গেলে যে জিনিসটা হয় যে আপনি ওইখানে যাবেন, একা সব জায়গায় ভ্রমণ করতে হবে। হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন ওইখানে হয়তো একটা অটো নিতে হলো বা সিএনজি নিতে হল। সিএনজিতে কিন্তু চাইলেই ৫ জন বসা যায় কিন্তু আপনি যেহেতু একা গিয়েছেন তো আপনার একা বসতে হবে এবং সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনার উপরে চলে আসবে। <tsk> তো এখানে একটা অতিরিক্ত খরচ হবে। এবং আরেকটা জিনিস যেটা আপনার ওইখানে গিয়ে অবশ্যই তো এক জায়গায় থাকতে হবে। তো থাকার ক্ষেত্রেও কিন্তু আপনি যেহেতু একা তো আপনার একটা রুমই নিতে হবে এবং এক রুম নিলে দেখা যাবে এক রুম সম্পূর্ণটা আপনারই ব্যবহার করতে হবে, খরচটা আপনার একারই বহন করতে হবে। যেটা বন্ধুদের সাথে কে গেলে বা একটা গ্রুপ টুরে গেলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি <tsk> সাশ্রয় হয়। কীভাবে? ওই যে, আপনার যেই <tsk> সিনজিটা আছে বা অটো আছে ওইখানে কিন্তু ৫ জন বসলে ৫ জনের মধ্যে কিন্তু টাকাটি স্প্লিট হয়ে যায়, তো আপনার কিন্তু ওইখানে টাকাটা বাঁচবে। তারপর হলো ওই যে যেই রুমের কথাটা বললাম। একটা রুমে কিন্তু একটা বেডে প্রায় ২ জন থেকে ৩ জন ঘুমানো যায়। অনেক ক্ষেত্রে এমন রুমও থাকে যেখানে ৪ জন থাকা যায়। তো ৪ জন থাকলে কিন্তু ওইখানে কিন্তু আপনাদের টাকাটা আবার ৪ ভাবে স্প্লিট হয়ে যাচ্ছে, যেখানে হতে পারে ৳১, ০০০ র একটা রুম যেটা আপনার আগে ৳১, ০০০ য় দিতে হতো কিন্তু এখন আপনার দিতে হবে ৳২৫০। যেটা কিন্তু আপনার বাজেটের ক্ষেত্রে অনেক বেশি কমে গিয়েছে এবং আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন আপনি উম এই টুরে যাওয়ার আগে যেখানে যাবেন, ওই এলাকা সম্পর্কে সম্পূর্ণ একটা আপনি রিসার্চ করতে পারেন যে কোথায়, কোথায় যাওয়া দরকার? কোথায়, কোথায় কীভাবে গেলে ভালো হয়? এবং আগে থেকে যদি আপনি বুকিং করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনি কী আগে কখনো এই গ্রুপ টুরটা দিয়ে থেকে গিয়েছেন? বা আপনার বন্ধুদের মধ্যে এমন কেউ কী আছে যে আরকি এই বিষয়টার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী বা যে আরকি একটু রেগুলারলি গিয়ে থাকে? যদি একটু বলতেন।
হুম। আচ্ছা। হুম। জি। হুম। আচ্ছা। হুম। আ এর আগে কখনো আ বের হওয়া হয়নি। কারণ আমি যেমনটি বলছিলাম যে, এ্যা আমি বেশ অনেকদিন যাবত এ বাসা থেকে বের হয়নি। আ তবে আমার যে বন্ধু বান্ধবরা আছে তারা প্রায়শই নিয়মিত কিন্তু ঘুরতে যায়। তো তারা যখন ঘুরতে যায় এ ঘুরতে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে, তাদের ওই ধরনের অভিজ্ঞতাটা আছে। তো আপনি যেমনটি বলছিলেন যে আমি যদি এ্যা একা যাই তাহলে আমার ব্যয়টা অনেক। আসলেই আপনার আ পরামর্শ শুনে আমি যেটা বুঝলাম। যে আমি যদি একা কোথাও ভ্রমণে যাই তাহলে আমার আ ভ্রমণ ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে। এবং যদি আমি গ্রুপ-এ যাই তাহলে অনেকাংশেই আমা ব্যয়টা কমে যাচ্ছে। মানে অনেকটাই কমে যাচ্ছে। সেখানে আমি ভাগ করে দিতে পারতেছি। ভাগ হয়ে যাচ্ছে আমার। আ সেক্ষেত্রে আবার ব্যয়টাও কম হচ্ছে। তো আমার আ যে চিন্তাধারাটা আ আছে এবং যে, আপনি যে চিন্তা ভাবনাটি ই সাথে আমার মিল রেখে একটা পরামর্শ দিলেন। সেটাতে আমি কিন্তু অনেক উপকৃত হলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে, আমি আ কোথায় ঘুরতে যাবো? এই বিষয়টা নিয়েও একটু ভাবছিলাম। যে আ শহরে যাওয়া যায়? নাকি হচ্ছে আ প্রাকৃতিক যে পরিবেশগুলি আছে সেগুলোর মধ্যে? আমি এ্যা যেহেতু একেবারে মধ্যবিত্ত পরিবারের সন্তান সেহেতু তো আমার বিদেশ ভ্রমণের আ সুযোগ নেই। তো আমি আ চেষ্টা করতেছিলাম যে আ একটু নদীমাতৃক দেশ আমাদের যেহেতু। সেহেতু হচ্ছে প্রকৃতির মাঝে ঘোরা, তারপর পাহাড় আছে, সমুদ্র আছে। তো সেসব বিষয় মাথায় রেখে আসলে ঠিক কোন জায়গাটায় ঘুরতে যাবো আ সে বিষয় নিয়েও একটু আ ভাবনা চিন্তার মধ্যে ছিলাম। এবং এই যে এ সেখানে যে যাবো এ্যা একটা যে নির্দিষ্ট বাজেট রাখার যে ব্যাপার আছে, আমি আপনি অনেকেই অনেকগুলো পরামর্শ দিলেন আমাকে। যে আ যদি গ্রুপ-এ যাই এ্যা হোটেল ভাড়া থেকে শুরু করে আর আ রুম ভাড়া এবং যে প্রি বুকিং এর যে সিস্টেম গুলি, এ সেগুলো আমাকে বললেন। তারপরেও আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। যে আমি যদি পাহাড়ে ঘুরতে যাই, তাহলে কেমন আ বাজেট রাখা যায় আর হচ্ছে যদি আমি আ সমুদ্রে ঘুরতে যাই, যেমন কক্সবাজার অথবা আ কক্সবাজারই ধরলাম। তো সেখানে যদি আমি ঘুরতে যাই, তো সেখানে কেমন বাজেট রাখতে পারি? এ বিষয়ে ধারণা দিলে আমার জন্য একটু খুব ভালো হতো।
আচ্ছা। ঠিক। বুঝতে পেরেছ হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আপনার যেহেতু বাজেটটা টাইট আপনি কিন্তু এখন আপনার যেটা করতে হবে। যেই ডেস্টিনেশনগুলো অনেক বেশি ডিমান্ডিং বর্তমানে যেহেতু আপনি এখন যাতে যাইতে চাচ্ছেন। ওই ডেস্টিনেশনগুলোতে কিন্তু আপনার এখন এভয়েড করতে হবে। কারণ ওইখানে এখন আপনার যেই রুমের যে ভাড়াগুলো থাকে বা ওইখানে যে ট্রান্সপোর্টেশন যে ফি গুলো থাকে, <smacks lips> প্লাস ওইখানে যে খাবারের কস্টগুলো থাকে। এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি থাকে বা অনেক বেশি থাকে, সাধারণভাবে যখন ডিমান্ড অনেক বেশি থাকে তখন কিন্তু প্রাইসটা অনেক বেশি থাকে। যেটা আপনি বললেন যে কক্সেস বাজারের যে বিষয়টা এটা কিন্তু আমি বলবো আপনার এখন সম্পূর্ণভাবে এভয়েড করা উচিত। কারণ আমাদের দেশে দেখা যায় শীতের সময়টাতে যখন একটু শীতটা শুরু, শুরু হয় যেহেতু আমাদের মাত্র এখনো সম্পূর্ণভাবে শীত পড়েনি। এই সময়টা কিন্তু মানুষ সবচেয়ে বেশি কক্সেস বাজারটাকে প্রেফার করে থাকে। তো আপনি যদি এখন যান আপনার কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে যেহেতু এখন ডিমান্ডটা বেশি, তো আপনার এখন অবশ্যই এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটা দেখা যাচ্ছে যে এখন একটু মানুষ কম যাচ্ছে। কিন্তু প্রকৃতিগত দিক দিয়ে অনেক সুন্দর। মানে আপনার যে জিনিসটা প্রয়োজন যে একটু প্রকৃতির প্রয়োজন এবং একটু ওই যে রিল্যাক্সেশন ওই জিনিসটা প্রয়োজন। তো আপনি ওই জিনিসটা পাবেন প্লাস আপনার ওই যে, যে টাকার যে বিষয়টা আছে ওইটাও একটু সেভ হবে, সাশ্রয় হবে। যেখানে হয়তো মানুষ কম যাচ্ছে। তো আমি বলবো আপনি এই যে, যে ইয়াগুলো আছে, কক্সবাজার আছে, সেন্টমার্টিন আছে, তারপর সাজেক আছে। এইসব জায়গাগুলো কিন্তু আপনার এখন এভয়েড করতে হবে। র‍্যাদার আপনার একটু বর্তমানে যেখানে মানুষ একটু কম যায় বা যে জায়গাগুলো একটু কম চর্চা হচ্ছে ওইসব জায়গায় কিন্তু গিয়ে আপনি ঘুরে আসতে পারেন। ঘুরে আসলে দেখা যাবে যে আপনার নিজের মধ্যেও ভালো লাগা কাজ করবে যে আপনি চাচ্ছেন যে একটা ট্যুর দিবেন। এটাও হয়ে যাবে প্লাস আপনার যে ওই যে <clears throat> টাকাটা আছে টাকাটাও কিন্তু বেঁচে যাবে এবং আরেকটা জিনিস যেটা আপনি তাকে বললাম যে যদি আপনি গ্রুপ ট্যুরে যান এবং যেহেতু আপনি বললেন যে আপনার বন্ধুরা রেগুলারলি দিয়ে থাকে। তাদের সাথে যদি আপনি যান আপনার কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে কারণ তারা যেহেতু রেগুলার ট্যুর দেয় তারা কিন্তু জানে যে কীভাবে কোথায় গেলে বা কি, কি করলে? মানে আপনারা ঠকবেন না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যখন নতুন একটা জায়গায় যাবেন ভ্রমণে তারা কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে যে মানে দাম বলে যেটার হয়তো আ গাড়ি ভাড়া হতে পারে যে ১০০ টাকা আপনাদেরকে যেহেতু নতুন, আপনাদেরকে বলবে ৩০০ টাকা ভাড়া। তো এখানে যদি একজন ব্যক্তি এমন থাকে যে এই উপস্থিত বুদ্ধি ভালো আছে যে রেগুলারলি যায় যেমন আপনার বন্ধুর কথা বললেন। তারা কিন্তু এই জিনিসটা ধরতে পারবে চট করে যে না এটার ভাড়াতে এতো টাকা না। আমি তো দেখে এসেছি এটার ভাড়া তো ১০০ টাকা। তখন কিন্তু আবার ওই অটোয়ালা বা সিএনজি ওয়ালা কিন্তু বলবে, "আচ্ছা ১০০ টাকাই দিয়েন আসেন।" এই বিষয়টা কিন্তু হয়ে থাকে। তো আপনি যদি তাদের সাথে যান আপনার জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এবং আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন যে ওই যেই বন্ধের দিন যেগুলো থাকে যেমন শুক্রবার, শনিবার এই বন্ধের দিনগুলোতে না গিয়ে আপনি কিন্তু একটু অনডে তে যেতে পারেন যে হয়তো রবিবার, সোমবার এই সময়টা যেহেতু মানুষ কম যায় এই সময়টা কিন্তু আপনার ওই টাকাটা সাশ্রয় হবে এবং ডিমান্ডটা যেহেতু কম থাকবে তো মানুষ কিন্তু আপনাকে মানে <smacks lips> ওরকম ভাবে আপনি টাকাটা সাশ্রয় করতে পারবেন এবং আপনার ভ্রমণটাও করতে পারবেন। তো এটা কি আপনার কাছে কি মনে হয়? এটা কি আপনার জন্য ভালো হবে?
হুম। হু। আচ্ছা। হু। উ জি। হু। হু। আচ্ছা। হু। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আপনি যে পরামর্শগুলো দিলেন এ্যা এগুলি শুনিয়ে আমাকে এখন একটু আ স্বস্তি লাগতেছে এবং ভালো লাগতেছে। এ যেহেতু খরচ এবং বাজেট যে ম্যানেজ করার যে ব্যাপারটা আছে এ বিষয়ে আমি অনেক উদ্বেগে ছিলাম। আপনি আমাকে সঠিক পরামর্শটাই দিলেন, সেগুলো শুনে আমাকে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে।
জি। আপনার জন্য।